না, ব্যাপারগুলোকে তো এভাবে কখনো চিন্তা কিন্তু করে দেখিনি। আমি যেহেতু মুসলিম, আমি কিন্তু আসলে নামাজ পড়লে না আসলে শান্তির ব্যাপারটাকে তো বরাবরই পেতাম। তো আমি এখন থেকে ব্যাপারগুলো শুরুও করব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে বিষয়টাতে আমাকে যেভাবে সাহায্য করলেন, এখন মনে হয় না আমার দৈনন্দিন জীবনে অর্থবহ অবদান খুঁজতে আমার খুব একটা অসুবিধা হবে। আমি কিন্তু ব্যাপারগুলো চালিয়ে যেতে পারব। তো আপনি অনেক, অনেক, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
অবশ্যই। জি। জি, আপনিও ভালো থাকবেন। কোন সমস্যা নেই। আপনি চেষ্টা করুন এই পথগুলো, যেই পথগুলো আমরা আলোচনা করলাম অনুসরণ করতে। অচিরেই আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে।